উ জি। হ্যাঁ, এ সেটাপ ঠিক বলছেন। কারণ দেখা যায় আমাদের যে মু মানে মেইন যেই সমস্যাটা সেটা কিন্তু আসলে আমাদের নৈতিকতার উম ঘাটতি। আমরা আসলে মানে ডাক্তারদের মধ্যে যেখান থেকে আসলে মানে নৈতিকের উম নৈতিকতার দিকটা সম্পূর্ণ ভরপুর থাকার কথা ছিল। তারা আসলে পরোপকারী হওয়া বা মানুষের পাশে, হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানো। এটা কিন্তু তাদের আসলে জাতিগত স্বভাব হওয়া কথা ছিল। জি।
জি। জি। আসলে আমার কাছে যেটা মনে হয়েছে, যে বাংলাদেশে যে ডাক্তাররা আছে তারা খুবই professional হাতে গোনা ২, ১ জন ছাড়া। তাদের হচ্ছে গিয়ে আমি personal life এ আমি যেগুলো suffer করেছি ডাক মানে medical term গুলোতে। ডক তারা কিন্তু খুবই হাইলি পেইড কিংবা আমাদের কাছ থেকে fees এর যে যদি বলেন, তাদেরকে আমরা একটা ভালো এমাউন্ট এর টাকা দিচ্ছি। কিন্তু তারা হচ্ছে রোগীর কি সমস্যা শোনার তাদের টাইম নেই। তারা রোগীর সাথে ক্লিয়ার ভাবে কোন কিছু ডিসকাস করে না। আপনি যদি হ্যাঁ, জি।
জি। জি, জি। জি। জি, জি। কারণ তাদের কাছে তো সময় মানে টাকা জিনিসটা বাস্তব। তারা, তারা, জিনিসটা আসলেই বাস্তবভাবে দেখে যে ত প্রত্যেকটা মিনিট তাদের কাছে টাকার সমান। এটা এরকম হলে আপনাকে সময় কিভাবে দিবে?
জি কিন্তু এটা কিন্তু India তে আমি যেটা দেখেছি ইভেন আমি উনাদের সাথে আ আমার ফ্যামিলিগতই কোন কারণে হচ্ছে আমি তাদের সাথে যখন কনসাল্ট করেছি। উনারা ইভেন ভয় ভিডীও কল এ যখন আমরা কনসাল্টেশন এ ফার্স্ট যখন যাই, উনারা তখন যেভাবে আমাদেরকে কনসাল্ট করেছে আমি physically বাংলাদেশে বসে খুব renowned কিছু ডাক্তারের কাছে গিয়েও সি support টা পাইনি। মানে তাদের সাথে কথায় গেলে কথা বলতে গেলে তাদের মধ্যে এক ধরনের বিরক্ত ভাব যে এত কথা কেন বলবে? রোগ patient কেন এত কথা বলবে? রোগীর <clicks tongue> ফ্যামিলি মেম্বার এত কিছু কেন জানতে চায়?
জি। জি, জি। জি। চিন্তা করা যায়। জি, জি। রোগী কথা বলবে না তো কে কথা বলবে? রোগীই তো এই জায়গায় চিকিৎসা নিতে আইছে।
না তাদেরতো এতো চিন্তা ভাবনা হচ্ছে কেন patient party এত কথা জানতে চাবে কেন? আমার ক্ষেত্রে যেটা তো তো এত কিছু জানতে চাওয়ার কি আছে? আমরা যেটা বলছি সেভাবে ফলো করতে হয়। আমি যখন বলছি না আমাকে তো জানতে হবে।
জি, জি। না আমা আমার শরীরের ব্যাপারে আমি জানা প্রয়োজন নে সেইটাই তো।